হুম, হুম। ৭ দিন লাগতো।
minimum এ তাহলে আর আর চিন্তা করেন আপনি আপনার ভাই বা কাউকে টাকা পাঠাতে চান, ১ সেকেন্ডের ব্যাপার। টাকাটা নিয়ে আপনি দোকানে গেলেন, বিকাশের নাম্বার নিলেন, হ্যাঁ? ওখানে submit করলেন। ওরাই আপনাকে ব্যবস্থা করে দিল। এই মানে
হুম, আসতেই পারে। হুম, হুম। হুম।
টাকাটা তো ও click করলেই চলে গেল। এই ব্যবস্থাপনা করতে হতে ৪-৫ হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এভাবেই কিন্তু সহজেই হ্যাঁ, এভাবেই কিন্তু সহজেই একে অপরের প্রতি যেই connection টা বা সম্পর্কের গভীরতাওটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই না? কারণ আগে কিন্তু আমরা আমাদের পরিবারের সঙ্গে তেমন একটা সহজে কথা বলতে পারতাম বা বা একে অপরের মুখ বা মুখখানা দেখতেও কিন্তু আমাদের একে অপরের বাসায় যেতে হতো। কিন্তু এখন কিন্তু বাসায় বসেই আমরা নিজেদের family দের সাথে connect হতে পারতেছি, কথা বলতে পারতেছি।
হ্যাঁ, বাড়ছে, বাড়ছে। আগে হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। যেমন ধরেন আপনার এক মামাতো ভাইয়ের সাথে আপনার ঘনিষ্ঠতা আছে। বিভিন্ন বিষয়ে তার সাথে আলাপ আলোচনা হয়, হ্যাঁ? এখন ওর সঙ্গে দেখা করতে হলে ওর বাড়ি যাইতে হতো, হ্যাঁ? আর এখনও যাওয়া যায়। এখন রাস্তাগুলো পাকা লক্ষ্য করেছেন? বেশ maximum লা পাকা রাস্তাই আমাদের পাকা। আর motorcycle তো আমাদের এইদিকে প্রায় বলা যায় মধ্যবিত্ত সবার বাড়িতে motorcycle একটা আছে। এখন আপনি ঐ যাওয়াটাও সহজ। মানে মনে করেন ১০ মিনিটের মধ্যে আপনি ১০ কিলো রাস্তা চলে গেলেন। এ্যা সাক্ষাৎ করি। এই আপনি হয়তো দুপুরে গেলেন, সন্ধ্যার আগেই চলে আসলেন। তে কাজেই ঐ যে আ আত্মীয়স্বজনের বাড়ির যে যোগাযোগ, চাচা, মামা, খালা তাদের সঙ্গে যোগাযোগটাও সহজ হয়েছে অনেক।
হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটাই আর কি। স যোগাযোগটা খুবই সহজ হয়েছে। আগে যেমন আপনার যেতে খুব সম কম টম মানে বেশি time লাগতো বা ঐ গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে যেতে বা কতঘন্টা লাগতো বা নৌকাতে যেতে। তো এখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু রাস্তার যে যোগাযোগ system টা সেটাও মানে উন্নত হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে, আপনার এই শহরে বিভিন্ন ধরনের রাস্তাঘাট বা বিভিন্ন ধরনের ইয়া highway এগুলা তৈরির মাধ্যমেও কিন্তু আমরা সহজেই বিভিন্ন ধরনের সেতু ব্যবহার করেও কিন্তু আমরা সহজেই এক ও state থেকে অন্য state এ বা এও চলে যেতে পারতেছি কিন্তু অনেক সহজেই। এটি কিন্তু আসলে প্রযুক্তরই ব্যবহার। হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। নিশ্চয়ই। হ্যাঁ, এই আ আপনাকে বলি আমরা ঢাকায় যেতাম। দিনাজপুর এই দিকের লোক ঢাকায় যেতেন ভেজাল জানেন? ওখানে আবার ঐ যে ঘাটে যে স্টিমার ধরতে হবে। steamer এ ৫-৬ ঘণ্টা সময় loss। মানে বর্ষার সময় একটু তাড়াতাড়ি পাওয়া যায়। তখন নদীতে ভরা থাকে। আর ঐ শুকনার সময়ে ঐ চড়টা, চড় লাগে তো। চড়ের পাড় দিয়ে ঘুরে যাইতে হয় জাহাজ। ৫ থেকে ৬ ঘণ্টা। এই পাঁচ ছয় ঘণ্টায় এখন আমার আপনি দিনাজপুর থেকে ঢাকায় চলে যাবেন express train গুলো হলে। হ্যাঁ? যে যে সময়টা জাহাজে loss
হুম, হুম। হুম, হুম। হুম। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম। আচ্ছা।

জি আছি, ভালোই আছি। আপনি কেমন আছেন?
আছি ভালোই। তবে ঐ যে কয়েকদিন থেকে বৃষ্টি-টিষ্টি হলো তো, এখন আবহাওয়াটা একটু ঝলমলে রোদ, তবে গরম আছে। তবে জ্যৈষ্ঠ মাসে তো আমাদের দেশে তো ঐ যে আগেকার পুরানা লোকেরা বলতো যে এটা আম কাঁঠাল পাকা গরম।
আচ্ছা। হুম, হু। হুম। হ্যাঁ, হ্যাঁ।
মানে, আ আসলে সত্যি, সত্যি তাই। মানে, যদি গরম এবং একটু বৃষ্টি হয় একটু হালকা তাহলে কিন্তু কাঁঠাল কেন জানি বেশি পাকে, আমি লক্ষ্য করে দেখেছি। শুধু, শুধু গরম তাহলে কাঁঠাল কম পাকে, আম পাকে। আর যদি একটু একটু বৃষ্টিও হ বৃষ্টি আবার গরম, বৃষ্টি গরম এ রকম যদি হয়, তাহলে কাঁঠালটা বেশি পাকে। মানে, বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা যায় আরকি। ওই যাক হ্যাঁ, হু।
হ্যাঁ, একদম। হুম, হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, আম পাকে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটাই আসলে দেখা যায় আর কি বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামগঞ্জে বা এখানেই দেখা যায়। হ্যাঁ, জি?
তো আমার তো দিনাজপুর, মানে এখানে আমার এই অঞ্চলে কিন্তু আম আর লিচু এরিয়া আরকি। আমাদের এই অংশটা দেশের উত্তর অংশ তো এখানে লিচুর জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। মানে এই অঞ্চলের লিচুটা গোটা দেশে চলে যায়।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আছে।
অ্যা আর আম ইদানিং আ আমের গাছেও চাষ হচ্ছে। ওই হাড়ি ভাঙ্গা নামে একটা আম আছে।
হুম, হু, হাড়িওয়ালা।
আপনার পরিচিতি কি না খুব মিষ্টি আমটা, আরকি। মানে, আমার আবার সমস্যা হচ্ছে যে এত মিষ্টি আবার ডায়াবেটিস একটু আছে তো, ওটা খাওয়া যেতে পারে না। হ্যাঁ, তো যাই হোক, সব মিলিয়ে আমরা ভালো থাকি
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। হু। হুম। তো আপনার দিন কাল কেমন কাটছে?
হ্যাঁ, আ সব পরিবেশ কিন্তু, হ্যাঁ, মোটামুটি আমার ওই, আমার কি, আ আমা আমার কেন এলাকার সব ছেলে মেয়েরা আরকি অ্যা বিভিন্ন ভাষা আমাদের এই এরিয়াটাতে বিকেলবেলা হলে, এই ৪ টের পর থেকে আনাগোনা শুরু হলো। এখানে মানে বাজার আছে তো কেউ সবজি-টবজি কিনলো। কেউ কোন সাবান, মানে কোন কাপড় টুকটাক তো খরচ আছেই। এলাকার মনে হয় গত ৫ কিলো মধ্যে আরকি এই বাজারের দিকে একটা লোকও বিকেলবেলা বাড়িতে থাকবে না।
হুম। হুম। হুম। হুম, হু। হুম, হু। হুম।